হ্যাঁ, সেটাই আরকি। মানে অ্যা judgment এর ব্যাপারটা আসলে বেশ একটা কমন জিনিস হয়ে যায়। তবে একটা জিনিস হচ্ছে কি যে আ নতুন যদি কেউ গিয়ে হঠাৎ করে পৌঁছায় এবং আ তার যদি ওই কর্মক্ষেত্রে আগে থেকে কেউ পরিচিত না থাকে, সেক্ষেত্রে কিন্তু আসলে আ অ alienation এর যে ব্যাপারটা আছে, নতুন একজন লোক আসছে চিনি না জানি না। তো তার সাথে ১ম এ approach করব কী করে তার কোন গ্যারান্টি দেওয়াও তো সম্ভব হয় না। তো
হু, হু, হু। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, সেটা তো আছেই।
অ্যা আমার মনে হয় ওটা আরো একটা বড় বিষয় হতে পারে। যাতে আ আপনাকে মানে নতুন যে ঢুকেছে তাকে ইগনোর করে।
সেটা আমি একমত। আপনি আমরা যখন অ শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছি বা কোন অ খেলাধুলার কোনো ক্লাবে গিয়েছি। ওখানের existing সদস্যদের সঙ্গে যেমন শিক্ষা প্রতিষ্ঠানের সিনিয়র ভাইদের সঙ্গেও কিন্তু আমাদের initially একটু এরকমটা হয়েছে। হয়নি? এটাই কিন্তু হয়েছে। আ ভাইদের মনে হয়েছে যে আমাদের আচার-আচরণে কথা কাজে কি একটু অসামঞ্জস্য আছে। আমাদের আবার মনে হয়েছে, যে ভাইরা আমাদের একটু বেশি শাসনাদি করছে।
উহু। উহু, হ্যাঁ বনি বনা হয় নাই কখনো বা উহু। উম না, সেটাই সে
এটা হয়ে থাকে।
অ্যা এটা একটা অ্যা আসলে ডি ঠিক কথা যে নতুন ইসে থাকলে আ দেখা যায় যে নতুন একটা জায়গায় গেলে বা নতুন একটা কলেজ ইউনিভার্সিটি বা ইসে গেলে ওখানে culture থাকে একটা, যেটার সাথে আসলে নতুন যারা যায় তারা আরকি এতটা free minded হয় না বা এতটা আ educated হয় না।
হু, হু, হু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে সোজা কথা ওই culture টাও তো আর তার জানা থাকে না। ওইটা অ্যা মানে বিশ্ববিদ্যালয়ের অফিসেরটার সাথে বিশেষ একটা পার্থক্য নাই। বিশ্ববিদ্যালয়টা দেখা যাচ্ছে একটু আ কম formal অফিসটা একটু বেশি formal যদিও বিশ্ববিদ্যালয় institution কিন্তু সম্পর্কটা একটু কম formal অফিসে আরো বেশি formal.
তার জানা থাকে না। তো উহু। হুম। হ্যাঁ, না সেটা ঠিক না। ওখানে যে senior culture যেটা আছে ওটা কিন্তু অফিসের চাইতে বিশ্ববিদ্যালয় একটু মানে বেশি extreme ভাবে দেখা যায়। কিন্তু আ আপনার অফিসে senior culture থাকে কিন্তু সেটা কি পদমর্যাদা অনুযায়ী অনেকটা চেঞ্জ হয়ে যায়। কিন্তু
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হু, হু, হু। হ্যাঁ, সেটা তো আছেই। তার প আমিও তো ওইটা ১ম এই বললাম যে বিশ্ববিদ্যালয়েরটা একটু non formal আর হচ্ছে ওইটা একটু বেশি formal কিন্তু কিছু মিল কিন্তু ভাই আছে।
উহু।

হু, হু, হ্যাঁ অবশ্যই আছে। মানে আমার মনে হয় মেইন মেইল যেটা, সেটা হচ্ছে যে আ আপনার ২ টা কালচারেই alienation এর একটা ব্যাপার আছে আরকি।
হ্যাঁ, হ্যাঁ। মানে নতুন পারসনটা আসলে ওই সংস্কৃতিতে অভ্যস্ত না। এটা একটা সমস্যা আমার মনে হয়। তবে আমার মনে হয় কি, অবমূল্যায়নের যে ব্যাপারগুলো এগুলো আসলে আ মূলত ঘটে থাকে হচ্ছে আ এই দূরত্বের জন্য। যোগাযোগের দূরত্ব এবং আন্ডারস্ট্যান্ডিং এর দূরত্বের জন্য। আর কিছু মানুষের আ দেখা যাচ্ছে যে নতুনকে মানতে না পারা বা পরিবর্তনকে মানতে না পারার মানসিকতাও দায়ী থাকে এক্ষেত্রে আমার মনে হয়।
হুম। হুম, হুম। হুম। হ্যাঁ এটা ঠিক যে আ আসলে আ নতুনত্ব সবাই আরকি তেমন ভালোভাবে পছন্দ কিন্তু করে না। একে প্রতিষ্ঠিত কালচারটা হঠাৎ করে পরিবর্তন করতে গেলে অনেকেরই একটু বিরূপ মনোভাব চলে আসে। তো সেক্ষেত্রে আমি বলব যে এটা বেশ একটা কমন জিনিস এবং আমাদের আসলে এক্সপেক্ট করা উচিত। এটা আগে থেকেই যে এ আব
হ্যাঁ, হ্যাঁ প্রতিষ্ঠিত কালচারটার বিপরীতে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ ভাই সেটা ঠিক। যে এরকম একটু কিছু হতে পারে।
এরকম একটা কিছু হতে পারে এবং সেইভাবে আমাদের আরকি প্রস্তুতি নিয়ে নতুন একটা জায়গায় ঢোকা উচিত। তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আমি মনে করব যে, আসলে আমাদের আ যারাস যদি কোনো একটা পরিবেশে যায় সেখানে যদি পরিচিত আগে থেকে কেউ থাকে তার থেকে অন্তত নেটওয়ার্কটা তৈরি করে নিতে হবে। কিংবা একটু জেনে নিতে হবে আসলে কিভাবে আ এই ওয়ার্ক কালচার এর মধ্যে আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি।
তা ঠিক। তা ঠিক। হ্যাঁ, হ্যাঁ। তাহলে একটু, ওই নেটওয়ার্কটা তৈরি করে নেয়া যায়, যাতে করে একটা আ ই হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ সেটা ঠিক। এবং আমার মনে হয়েছে আমার অভিজ্ঞতা থেকে আমার যেটা মনে হয়েছে যে, আসলে এই ধরনের সিচুয়েশন মোকাবেলা করার জন্য কোন নতুন প্রতিষ্ঠানে ঢুকলে বা কোথাও গেলে। বা পুরোনো প্রতিষ্ঠানেও এই ধরনের সিচুয়েশন মোকাবেলা করার জন্য সবচেয়ে ভালো জিনিসটা হচ্ছে আ মানে আ নিজের কাজটা ঠিকঠাকভাবে করা বাকিদের প্রতি একটা আ মানে ভালো দৃষ্টিভঙ্গি রাখা। আ ও ইভেন ওই মানুষটার প্রতিও যে মানুষটা আপনাকে ছোট করার চেষ্টা করছে। তার প্রতি একটা ভালো দৃষ্টিভঙ্গি রাখা সময়ের সাথে, সাথে, যেটা হয় আমি খেয়াল করে দেখলাম আমার কাজ করার অভিজ্ঞতা থেকে। যে আপনার যোগ্যতা, আপনার কর্মদক্ষতা, আপনার আত্মবিশ্বাস এবং আপনার ভালো ব্যবহারের প্রতি মানুষের একটা মুগ্ধতা তৈরি হয়। তো এরপরও হাতেগোনা ২, ১ জন মানুষ থাকে। যারা ওই ঐরকম যাদের স সমস্যা থাকবেই। কিন্তু অধিকাংশ মানুষই কিন্তু এরপরে আপনার সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি হয়ে যায়। করে ফেলবে তোর তৈরি এবং দেখা যায় এই সমস্যাটা আর খুব বেশি থাকে না।
হুম, হুম। হুম, হুম। হুম। হুম। হুম। হ্যাঁ সেটাই আরকি। মানে এটা জাস্ট একটা টাইম লিমিটেড সমস্যা। মানে শুরুর দিকে এটা থাকবে এবং আস্তে, আস্তে যখন আপনিও কালচার এর সাথে পরিচিত হয়ে যাবেন। তখন আসলে আ এই সমস্যাটাও আস্তে, আস্তে, সমাধান হয়ে যাবে এবং আমার মনে হয় যে অধিকাংশ সময় অ এই সমস্যাটা সমাধান হয়ে যায়। যেটা সমাধান হয় না সেটা হচ্ছে যে আ যদি পার্সোনাল কোনো ইস্যু থাকে তাহলে আমার মনে হয় সেটা একটু
হুম, হুম। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হয়ে যায় হয়ে যায়। হ্যাঁ, পার্সোনালি দেখা যাচ্ছে কেউ কাউকে হার্ট করে ফেললে ওইটা সহজে সমাধান হতে চায় না।

হুম আসলেই না এটা।
এই যেমন ধরুন আ আপনি আ মানে নির্ধারিত সময়ের আগে আসছেন। অফিসে কাজগুলো সব নির্ধারিত সময়ের আগে শেষ করছেন। টাইমিং শিডিউল নিয়ে কোন সমস্যা আপনার নেই। আপনি কাজে এফিসিয়েন্ট। আগের চেয়ে কম খরচে কম সময়ে কাজগুলো করছেন। তারপরেও যখন আপনি দেখবেন যে আপনাকে মূল্যায়ন করা হচ্ছে না, তাহলে তো বুঝে নিতেই হবে যে এখানে একটা ব্যাপার আছে।
হু, হু। হু, হু। হু, হু। হুম, হয়তোবা কোনোরকম পার্সোনাল প্রবলেম আছে যেটা আসলে তারা পছন্দ করতেছে না। না, এটা আসলে ওয়ার্কপ্লেসে বেশ একটা কমন বিষয়। কারণ আমি যত, যত লোকেদের সাথে কথা বলেছি তাদের মধ্যে আসলে অনেকেই এই কমপ্লেইন টা করে যে আসলে ওয়ার্কপ্লেস থেকে তেমন ভালো। হুম, তেমন ভালো ফিডব্যাক পাচ্ছে না।
হু, হু, হু। হু, হু। হ্যাঁ, এটা আসলে একটু কমন। আবার একটা জিনিস আছে যেমন ধরুন কোন কর্মী একেবারে নতুন হলে কিন্তু এটা ফেস করার সম্ভাবনা বেশি। এর কারণটা হচ্ছে যে, ওই আ এক্সিস্টিং কর্মীদের সঙ্গে আ একটা সম্পর্ক তৈরি হতে তো সময় লাগে। ওই তৈরি হওয়ার আগ পর্যন্ত আসলে একটা। বিরূপ মনোভাব তার ব্যাপারে সবাই ধারণ করতে পারে। এটা অস্বাভাবিক কিছু না।
হুম। হুম। হুম, না, এটা বা বা ঠিকই বলেছেন আসলে। আসলে নতুন কেউ তবে সবসময় যে বিরূপ মনোভাব তাও কিন্তু না। এটা একটু কমপ্লিকেটেড কারণ নতুন যে আসে তার সাথে তো আসলে পরিচিত থাকে না সবার।
হ্যাঁ, হ্যাঁ। না, আমি বিরূপ বললাম এই সেন্স এ ধরুন যারা প্রতিষ্ঠানে আছেন তাদের তো আলরেডি একটা আ মাইন্ডসেট সেটআপ হয়ে আছে বা একটা কালচার অফিস কালচার সেটআপ হয়ে আছে।
হুম।

সেটাই আরকি। তো আমার মনে হয় যে, এমন সিচুয়েশন এ পড়লে আমি আমি সবসময় আমি কি করব? যদি প্রি রিকুইজিট হিসাবে কিছু ভাবি, তাহলে সেক্ষেত্রে আ যে আমাকে ইগনোর করতেছে, তাকে আমি ডাইরেক্টলি জিজ্ঞাসা করব যে, আসলে আ ব প্রবলেম টা কোথায়? পারতে হ্যাঁ।
হু, হু, হু। সমস্যাটা কোথায়? আমিও মনে করি এটা ভালো। আ কারণ হচ্ছে, অনেক সময় এমনও হয় যে, আসলে আমাদের ভুলের কারণেই হয়তো আশেপাশের মানুষরা আমাদের পছন্দ করছে না। এখন যদি সে কোন যৌক্তিক জবাব দিতে না পারে। তাহলে ধরে নিতে হবে যে, সে মানে বিষয়টা হজম করতে পারেনি। আপনি একটা ভালো কাজ করছেন, সেটা তার হজম হচ্ছে না।
আ হুম। উম। এটাই আরকি। না, দেখা যায় যে, এমন যদি পরিস্থিতিতে পড়া হয় কখনো, আসলে লোকজন ডিসকারেজ হয়ে যায় খুব বেশি। যে, অ্যা তার জন্যে করলাম। সে আমাকে কেন এভাবে ইগনোর করতাছে?
হু, হু, হু। হু, হু। আ বিষয়টা খেয়ালই করো না। মানে, "যার জন্য করি চুরি, সেই কয় চোর।" এরকম একটা ব্যাপার হয়ে যায়।
হুম। ঠিক বলেছো। না। আসলে এটা এ ব অ্যা বেশ একটা ডিসকারেজিং ব্যাপার। তবে আমার মতে হচ্ছে যে, অ আপনার যদি আসলে ভালো কাজ হয়, ভালো অভিজ্ঞতা হয় এবং আপনার যদি সেলফ কনফিডেন্স থাকে, যে না আসলে আপনি কাজটা যা করেছেন তা আ পেমেন্ট অনুযায়ী বা ইন্ডাস্ট্রি অনুযায়ী ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় যে, নিজে ডিস ডিসকারেজ না হয়ে ডাইরেক্টলি জিজ্ঞাসা করা উচিত। আসলে কেন তুমি বিষয়টা পছন্দ করতেসো না?
হু, হু, হু। আমি ঠিক আছি। যে যে আ হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, সেটাই। সেটাই। মানে নিজের কাজে ঘাটতি না থাকলে এটা স্পষ্টই জিজ্ঞেস করা যায় যে, কী ব্যাপার?
হু। জিজ্ঞেস করা যায়। আর তাছাড়া যদি নিজের কাজে ঘাটতি থেকেও যায়, তাও জিজ্ঞাসা করতে হবে যে, আসলে কোথায় ঘাটতি আছে, আমি কিভাবে এটা ঠিক করতে পারি?
হু, হু, হু। আমার দুর্বলতাটা কোথায়? হ্যাঁ অবশ্যই। নিজেরকে আ ঠিক করার ব্যাপারটা তো সবসময় প্রায়োরিটি দিতে হবে। কারণ এখন কম্পিটিটিভ জামানা। যে পিছায়ে যাবে, সেই পিছিয়ে যাবে। নিজেকে ইমপ্রুভ করার সেলফ ইমপ্রুভমেন্ট ছাড়া তো কোনো ওয়ে নাই। তবে তারপরও আপনি অ্যা রিয়াল লাইফ ওয়ার্ক সিচুয়েশন এ কিছু, কিছু পরিস্থিতি এবং আচরণ দেখলে বুঝতে পারবেন যে, এটা আসলে একদম স্বেচ্ছাকৃত ব্যাপার। আপনাকে অপ্রয়োজনেই অবমূল্যায়িত করা হচ্ছে বা যে মূল্যায়নটা আপনার প্রাপ্য, সেটা আপনাকে দেয়া হচ্ছে না। এটা আপনি খেয়াল করলেই টের পাবেন।
হু, হু। হুম। হু, হু। হুম।